হ্যাঁ, আসলেই আপনি মানে একটু নিজে একটু সাহস পেলাম আর কি। যে আসলে আপনি যে ধারণাগুলি দিলেন সে ধারণা অনুযায়ী আসলে নিজেকে শুধু স্বতন্ত্র না নিজেকে একটু নিরাপদ রাখার জন্য আমার এই পদ্ধতিগুলি এবং যে, যে topics গুলি একটু contradictory থাকে বা একটু অসংলগ্ন থাকে হয়তো ওগুলি আসলে দেখা যাবে যে ওগুলিতে আমার response করারও কিছু নাই। আসলে response করার হ্যাঁ, ওগুলিতে আমার তো দরকারও নাই। হ্যাঁ, আরও অনেক ভালো জিনিস আছে স social media আপনি যেরকম বললেন যে অনেক এই এ মানে ইয়ের বিষয় আছে, অনেক productive জিনিসও আমি এখান থেকে নিতে পারি। ওই জিনিসগুলি থেকেও তো আমি অনেক collaboration করতে পারি, নিজের স্বতন্ত্রতা বজায় রাখতে পারি। এতে হচ্ছে গিয়ে আমার সাথে মানুষের দূরত্ব বা আমার image এর জায়গাটাও ঠিক থাকবে। আবার নিজের কি benefit এর জায়গা, career বলেন বা সামাজিক অবস্থান বলেন সেই জানা জায়গাটাও তো ওইরকমভাবে হেয় হওয়ার সুযোগ থাকবে না। আসলে এ ঠিক আছে মানে আমি এভাবেই চিন্তা করে দেখবো এবং এটা প্রায়োগিক ক্ষেত্রে কাজে লাগিয়ে আমি মনে করি যে আসলে এই social media র এই বিষয়গুলি একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবো।
হুম, হুম। কিছু নেই, হ্যাঁ অবশ্যই। হু, হুম। হু হুম। হুম। বাহ! আসলেই আপনি যদি বিষয়গুলোকে এরকমভাবে, আ নিয়ে আসতে পারেন নিয়ন্ত্রণের ভিতর তাহলে কিন্তু আপনার এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা সমস্যাগুলো থেকে মনে হয় আপনি আপনারকে বেশ, আ দূরে নিয়ে আসতে পারবেন। তো আশা করছি আপনি আপনার এই, মা সিদ্ধান্তে অটল থাকবেন বা সিদ্ধান্তগুলোকে এরকমভাবে, আ নিয়ে আসতে, উম পারবেন। তো আপনার জন্য অনেক, অনেক শুভকামনা থাকবে। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে।
হুম, হুম। আমি। আপনার জন্য অনেক শুভকামনা আসলে আমার ধৈর্য ধরে এই কথাগুলি শোনার জন্য। আপনার সাথে কথা বলে আমি নিজেকে অনেক এ মানে পরিপূর্ণ বোধ করছি। আপ আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা।